আচ্ছা। বিশেষ করে ১ম এ যেটা আমি উল্লেখ করেছি যে, আমি একটু চুপ টা না থাকতে পছন্দ করি। হ্যাঁ? তো আ বিশেষ করে যেটা হয়েছে যে, একবার একটা ঘটনা হয়েছিলো আমার ১ টা কাজের জন্য একটা সমাধান দরকার ছিলো এবং একটা লোকের সাহায্য দরকার ছিল। তো আ ১ম এ তার সঙ্গে আমি স্বাভাবিকভাবে কথা বলি চুপ করেছিল। ২য় বার স্বাভাবিক ভ ভাবে কথা বলছি চুপ করেছিল কিন্তু ৩য় বার যখন দেখলাম যে না সে অন্য মানুষের সঙ্গে ঠিকই কথাবার্তা বলছে। কিন্তু আমাকে একটু এড়িয়ে চলছে তখন আমি বুঝে ফেলি যে আচ্ছা তার সাথে কথা বলাটাই ব্যর্থ। তার সঙ্গে আসলেও সময়টা যে দিচ্ছি, এই সময়টাই ব্যর্থ। তো কিছু মানুষ যারা ইচ্ছা করে চুপ করে জিনিসপত্র এড়িয়ে চলতে যায় ওদের ক্ষেত্রে আমি দেখা যায়, আমি নিজে চুপ হয়ে যাই আমি কোনো কথা বলি না। কারন আমি সময় নষ্ট কেন করব?
হ্যা, অবশ্যই। আহা, এটা বেশ চমৎকার! একটা উপায় যে আপনার সময় নষ্ট এটাই তো। Just এরকম মানুষের পেছনে সময় নষ্ট করা বা নিজের শ্র এনার্জিটা নষ্ট করার কোন মানে হয় না। এই জিনিসটা আসলে আপনি বেশ সুন্দরভাবে গুছিয়ে নেন। তো এখন আর আসলে যুগটা তো হচ্ছে প্রযুক্তির যুগ। তাই না? প্রযুক্তি ছাড়া আসলে কোন কিছু কল্পনা করা যায় না। এবং Social Media মানুষের জীবন আসলে সবথেকে বেশি Social Media আর মধ্যেই ঘিরে রয়েছে। তো এই যে আপনার চুপ থাকা হ্যাঁ, হ্যাঁ, তো এই যে চুপ থাকা বা নিজের আসলে মন্তব্যটা দেওয়া। তো এই ব্যাপারটা Social Media -য় আসলে আপনি কতটুকু করে থাকেন?
একদম, একদম। জি। অবশ্যই ,অবশ্যই। জ্বি, অবশ্যই। একদম অঙ্কের মতো হয়ে গিয়েছে। জ্বি, জ্বি। আ আসলেও যেটা সত্য, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় চুপ ই থাকি। কারণ হচ্ছে কি আম ওই ১ টা শেয়ার বাটন বলে জিনিস আছে না? যে একটা কথা লেখলাম কথা মানে স মানে ম এরকম মনে হয় যে শেষ করার আগেই হাজারটা শেয়ার চাপ পড়ে যায়। মানে কেউ আগে একটু পড়ুক ঠান্ডা মাথায় বুঝুক আমি কেন ১ টা কথা লেখেছি? এটার আগে যখন শেয়ার বাটন টা চাপ পড়ে যায় তো একটা কথায় আছে না যে, একজনের থেকে আরেকজন থেকে, আরেকজন থেকে আরেকজন গেলে। যে আসল উম এ্যা প্রকৃত যে কথাটা ঠিক থাকে সে কথাটার মানে মা মানেটা চেঞ্জ হয়ে যায়। মানে পরিবর্তন হয়ে যায় হ্যাঁ তো এর জন্য হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু ঠিক বলেছেন। যে আ আ আজকাল এটা বেশি হয় যে লিখার ভাবটা বোঝার আগে শেয়ার করে ফেলে ভা সে বুঝতে চায় না যে লেখার গভীরতাটা কেমন। তো এরকম কি কখনো হয়েছে যে আপনি একটা কিছু বলেছেন বা একটা জিনিস শেয়ার করেছেন, হ্যাঁ? এবং একটা মানুষ ওটাকে একটু বু বুঝতে তার ভুল হয়েছে। বা আপনার সাথে আসলে মত মিলছে না। সেক্ষেত্রে সে এটা প্রকাশ করল যে মতটা মোটেও মিলছে না। ওই জায়গায়ও কি আপনি চুপ করেছিলেন নাকি আসলে আপনার ব্যাপারটা আপনি তাকে স্পষ্টভাবে বুঝালেন?
একদম। গভীরতাটা কি, জ্বি? জ্বি, জ্বি অবশ্যই।